উম সবচেয়ে ভালো মুহূর্তগুলো ছিল আসলে আ পরীক্ষার সময়। কারণ পরীক্ষার সময় আ মানে আসলে বা এটা খুব আমরা কিন্তু ছোটবেলায় দেখতাম যে যারা এইযে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বুয়েটে পড়ে ওদের যখন খুব ভালো রেজাল্ট করতো। ওদেরকে না ইন্টারভিউ নেয়া হতো। ছোটবেলায় কিছু টকশোতে দেখতাম। যে আপনি দিনে কত ঘণ্টা পড়েন? আ তারা বলতো, "১০ ঘণ্টা, ১২ ঘণ্টা, ১৪ ঘণ্টা পড়ি।" তো এগুলো দেখে কিন্তু খুব অবিশ্বাস্য মনে হতো। যে কোন একটা মানুষ কিভাবে এত পড়তে পারে? তো এইযে আমার এই বন্ধুদের সঙ্গে চাইনিজ এবং মালয়েশিয়ান বন্ধুদের সঙ্গে যখন ছিলাম আমি সেই জিনিস দেখেছি ওরা ৬ মাস, ৮ মাস, ১ বছর তারা এভাবে পড়ে। ওরা শুধুমাত্র পরীক্ষার আগের ১০ দিন এভাবে পড়ে না। তো এইযে তাদের সঙ্গে আসলে থেকেছি আমার তো এত পড়ার অভ্যাস ছিল না। কিন্তু এইযে তাদের সঙ্গে লাইব্রেরিতে থাকা হয়েছে, আড্ডা হয়েছে এবং আ পড়াশোনাটাও হ্যাঁ হয়েছে। সেটার সঙ্গে কিন্তু অভ্যস্ত হয়েছি এবং তারা আমাকে ধীরে, ধীরে সেটার সঙ্গে মানিয়ে নিয়েছে।
হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হু। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। এত পড়াশোনা কর ইস, চমৎকার! হ্যাঁ, একটা অভ্যস্ত হয়ে গেছেন। বাহ! চমৎকার! বাহ! মানে বিষয়টা কিন্তু খুবই চমৎকার লাগলো। কারণ ঐখানে তো গিয়েছিলেন এই পড়াশোনা করার জন্য। তাই না? তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন তারা, এজন্যই হয়তো মানে এখন যে কথা বলার হ্যাঁ। বদলে দিয়ে
হ্যাঁ, হ্যাঁ। সেটাই। আমার পুরো অভ্যাসগুলোই বদলে গিয়েছে। সেটাই। যে আসলে আমি একটা সময় প্রচুর খেলার পাগল ছিলাম যে সারাদিন খেলতে ভালোবাসতাম। তো এইযে খেলাধুলা যে আমার জীবনে খুব বেশি সহায়তা করবে না একটা পর্যায়ে যেয়ে পড়াশোনাটাই যে আসল, এই ব্যাপারটা কিন্তু সবসময় বাবা-মা বললেও আমরা গায়ে লাগাতাম না। কিন্তু আমার এই বন্ধুরা আমাকে real life example দিয়ে তারা আমাকে দেখাচ্ছিল কিন্তু। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা স সত্যি কথা। এটা বুঝিয়েছে। হ্যাঁ। না, না। বেশ বেশ চমৎকারভাবে কিন্তু বিষয়টা বোঝ মানে বোঝালেন যে মানে তাদের থেকে আপনি যে জিনিসটা পেয়েছেন যেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে পড়াশোনা করার একটা মন মানসিকতা এবং একটা যে সাহস জিনিসটা এইযে আপনি বললেন যে দশ, বারো ঘন্টা পড়ার এটা আসলে একটা অস্বাভাবিক জিনিসই বটে। তো এটা করা আবার করতেও হয়। না করলেও আবার দেখা গেছে জীবনে কিন্তু পিছিয়ে থাকতে হয়। এটার সাহসটা আপনি আপনার এই বন্ধুদের থেকে বেশ বেশ দারুণ কিন্তু বিষয়টা। তো তারা তো আপনার জন্য অনেক অ করলো। হ্যাঁ? মানে এবং আপনার সাথে বন্ধুত্বটা রক্ষা করার জন্য। আপনি আপনার এই তাদের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তাদের জন্য কি, কি করেছেন?
জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হু, হু। <chuckles> জি। অবশ্যই। হ্যাঁ। না। জি। হ্যাঁ, এটা চমৎকার প্রশ্ন করেছেন। আমি যদি কিছু না করি তাহলে কিন্তু এক হাতে তালি বাজবে না। তো আমি যখন দেখলাম যে ১ম এ সবাই যখন আমাকে এতটা আপ্যায়ন করছে যে যারা ধরুন যে ভালো ছাত্রছাত্রী তারা আমাকে পড়াশোনায় হেল্প করার চেষ্টা করছে। আ কারণ অ অনেক সময় দেখা যায় কি? চাইনিজ lecturer দের কথা আমি বুঝতাম না ঠিক মত। তাদের ইংরেজিটা কেমন মানে একটু অন্যরকম ছিল। বুঝতে পারতাম না। তারা আমাকে বুঝিয়ে দিত। আবার অনেকেই যে খাবার রান্না করে নিয়ে আসছে। আবার একটা বন্ধু ছিল যে আমাকে ব্যাডমিন্টন খেলা শেখাতো। কারণ আমি ব্যাডমিন্টন ভালো পারতাম না। তো ওরা কিন্তু ওদের পক্ষ থেকে অনেক কিছু করেছে। অ তখন আমি যখন ১ম বার দেশে আসলাম, আমি তখন প্রত্যেকের জন্য একটা, একটা করে ছোট, ছোট গিফট নিয়ে গিয়েছি। যে যে ধরনের জিনিস পছন্দ করে, যারা খাবার পছন্দ করে তাদের জন্য লোকাল একটা খাবার, তারপর হ্যাঁ, যারা খেলাধুলা পছন্দ করে
<chuckles> এক হাতে তালি বাজবে না আসলেই। হ্যাঁ, হ্যাঁ। বাহ! আচ্ছা। বাহ! চমৎকার! হ্যাঁ, হ্যাঁ। খাবারের একটা জিনিস। মানে আপনার সংস্কৃতির অ্যা কিছু নিয়ে গিয়েছিলেন আরকি।
হ্যাঁ, হ্যাঁ। আমার সংস্কৃতির কিছু একটা অংশ নিয়ে গিয়েছি এবং হচ্ছে তাদের পছন্দ মতো কিছু জিনিস গিফট নিয়ে গিয়েছি। সেটাতে ওরা অনেক খুশি হয়েছিল।
বাহ! চমৎকার!